বাহ! চমৎকার। আসলে তার মানে আপনার কথা থেকে আসলে বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া আসলে আপনাদেরকে ওই পুরাতন বন্ধুগুলোকে খুঁজে পেতেও সাহায্য করেছে এবং এই তাদের সাথে যে এখনকার যে যোগাযোগগুলো ধরে রাখা সেই বিষয়টাকেও কিন্তু এনশিওর করতে পারছে। চমৎকার লাগলো শুনতে। তো সেক্ষেত্রে এরকম কি কখনো হয় যে হয় না যে স্কুল, কলেজগুলো থেকে বিভিন্ন ধরনের রিইউনিয়ন এর প্রোগ্রাম মাঝে মধ্যে কিন্তু এরেঞ্জ করা হয়। তো এইরকম কোনো প্রোগ্রাম এরেঞ্জ করা বা ওখানে গিয়ে আবার বিভিন্ন ধরনের খুঁজে, বন্ধু খুঁজে পাওয়া যাদেরকে হয়তোবা দ্রি একদমই হারিয়ে ফেলেছিলেন, সোশ্যাল মিডিয়াতেও তারা ছিলেন না। অনেকে আবার সোশ্যাল মিডিয়াকে একটু উ রেস্ট্রিকটেড করে রাখেন, হ্যাঁ? তো এইরকম কি কোনো এক্সপেরিয়েন্স আপনার জীবনে হয়েছে?
একদম তাই। হু, হু। হুম। জ্বী। আসলে রেস্ট্রিকটেডের মানে কোনো বিষয় ঘটেনি। যেহেতু আমরা হচ্ছে স্কুলের একটা গ্রুপের মধ্যে এ এ মানে যুক্ত আছি এবং সবাই দেখা যায় মোটামুটি ওখানে যুক্ত আছে। তবে হ্যাঁ, কিছু, কিছু আ থাকে না যে অনেক বছরের গ্যাপ হয়ে গেলে যাদের সাথে আসলে যোগাযোগ একদমই হয়ই। তার মধ্যে দেখা যায় যে দশ থেকে বারো জন ছিল। তো মাঝে, মাঝে তাদের সাথে হঠাৎ করে মে মানে স্কুলে গেলে বা স্কুলের কোনো প্রোগ্রামে যদি আমরা অ্যাটেন্ড করি। তো তাদেরকে না রিকল করতে পারি না। মানে বিশেষ করে আমি। দেখা যায় যে ১০-১২ জনের ক্ষেত্রে আমি একদম ভুলেই গেছি। তাদের স্মৃতি আমার মনেই নাই একদম। এবং তাদের যে ফেস, অ্যা অ্যা চেহারাও আসলে
হু, হু। হুম। হুম। হুম। হুম। আ মানে চ চেহারা কিছুটা চেঞ্জ হয়ে যায়। বডি স্ট্রাকচারে কিছু পরিবর্তন চলে চলে আসে।
হ্যাঁ, হ্যাঁ। চেহারাও পরিবর্তন না হলে দেখা যায় কি মানে কিছু, কিছু স্মৃতি আসলে ভুলে গেছি স্কুলের। মানে অনেক বছরের ফারাক তো। দেখা যায় মানে ওদের ফেইসটা ভুলে গেছি। কিন্তু ঘটনা মনে আছে যে এরকম, এরকম ঘটনা ঘটেছিল। কিন্তু ফেইস ভুলে গেছি। এরকম ই কিছু, কিছু বিষয় হয়। তবে যখন আসলে মানে সবাই আসলে মনে করিয়ে দিচ্ছে বা ও যখন মনে করিয়ে দিচ্ছে আমার পা সামনের জন। তো তখন আসলে আমার খুব ভালো লাগে যে না তোমাকে খুঁজে পেয়েছি। মানে আস্তে, আস্তে মনে পড়বে এরকম একটা বিষয়।
<giggles> উহু। উহু। আচ্ছা। হুম। হুম, হু।

বাহ! চমৎকার, চমৎকার! মানে বন্ধুত্বতার সম্পর্কটা কিন্তু আসলে এটাই যে, বিপদের সময় পাশাপাশি থাকা, কাছাকাছি থাকা। সেই বিষয়টা যদি আসলে এনশিওর না করতে পারা যায়, তাহলেও কিন্তু মনের ভিতরে এক আসলে এক ধরনের অপরাধ বোধ হয়তো বা কাজ করতে থাকে। তো এই যে আপনার কাছে কি মনে হয় যদি একটু আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে, আজকাল এই যে আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়া তে কানেক্টেড থাকেন, হয়তোবা তারা বিভিন্ন ধরনের ছবি পোস্ট করছে, সেগুলোর মধ্যে আপনি অ্যা এক ধরনের রিঅ্যাকশন দিচ্ছেন। অ্যা আপনারটার মধ্যে তারা এক ধরণের রিঅ্যাকশন দিচ্ছেন বা এক হয়তোবা মিটিং করে ঊম কোনো একটা সময় আপনারা কাছাকাছি ভ্যা মানে ভিডিও কল এ কথাও বলে নিচ্ছেন। কিন্তু আসলে, ওই যে ফিজিক্যাল কথা বলার যে এক ধরনের আবেগ বা নিবেদন, মানে অন্তর আ মানে অন্তরের ভিতর থেকে যে কথা বলা, একটু খুনসুটি করা সামনাসামনি করার যে ব্যাপারগুলো, সোশ্যাল মিডিয়া কি আসলে সেই যে বন্ধনটাকে আসলে পুরোপুরি ভাবে ধরে রাখতে পারছে নাকি আসলে মনে করেন যে এটা আসলে আস সোশ্যাল মিডিয়া কিছুটা আশীর্বাদ হয়েই আসলে কাজ করছে।
একদম, একদম। সেটাই। হু, হু। জি। জি। হু, হু। না আসলে, আমার জীবনেও তো আশীর্বাদ হয়ে কাজ করছে। মানে বলে না যে, আসলে যে, "দুধের স্বাদ ঘোলে মেটানোর" যে বিষয়টা, মানে সরাসরি যোগাযোগ করতে পারছি না বাট, দেখা-সাক্ষাৎ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে, এই যে সোশ্যাল মিডিয়ার থ্রু তে, দেখা যায় তাদের সাথে একটু ফোনে কথা বলছি বা হচ্ছে হোলো গীয়ে আপনার আএম ভিডিও কলে কথা বলছি। এগুলো আসলে বেশ আমি এনজয় করি। মানে আমার কাছে আশীর্বাদের মতোই লাগে। কোন অংশে আসলে অভিশাপস্বরূপ বা কিছু একটা, এইরকম মনে হয় না। মানে তাদের সাথে যোগাযোগ করতে পারাটা কিন্তু অনেক বেশি আ ভালো লাগা কাজ করে। দেখা যায় যে, আগের যে কথা বললাম, আগে কিন্তু দেখা যায় মানে একেকজন একেক কলেজ যাওয়ার ক্ষেত্রে, আমরা কিন্তু যোগাযোগ করতে পারছিলাম না। কারো কোন খোঁজখবর জানতে পারছিলাম। তো সেই ক্ষেত্রে দেখা যায়, অনেকে হ্যাঁ, ফোন নাম্বারও আমাদের কাছে ছিল না। বা ফোন নাম্বার যে নিতে হবে, ওই চিন্তাটাও আমাদের মধ্যে ছিল না। হ্যাঁ তো পরবর্তীতে যখন আসলে যোগাযোগটা হলো, তখন আসলে কাউকে আর হারাতে চাইনি। এবং সবার সাথে আসলে যোগাযোগ রাখার যে বিষয়টা, সেটা আমরা খুব সুন্দরভাবে মেইনটেইন করেছি।
হু, হম। হু, হু, হু, হু, হু, হু। হম। হু। বাহ! হম। হুম। যোগাযোগ করতে পারছিলেন না বা বন্ধ হয়ে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। উম। একদমই, তাই। হম।

হ্যাঁ, হ্যাঁ, হয়। যারা আসলে মানে আমরা যারা আসলে বাংলাদেশে আছি বা ঢাকাতেই আছি। হ্যাঁ, তো সেইক্ষেত্রে হয় কি? যখন আসলে বাসায় যাই। হ্যাঁ? যেহেতু আসলে আমারও বিয়ে হয়ে গেছে। তো আমাদের আসলে দেখা সাক্ষাতের যে জায়গাটা সেটা একদম গ্যাপ পড়ে গেছে। তো আমরা সেইক্ষেত্রে না গ্রুপের মধ্যে প্লান করি। যে কখন বাসায় যাবো, কখন হচ্ছে হলো গিয়ে সবাই মিলে একসাথে প্লান করি যে এই সময়টাতে আমরা বাসায় যাব। হ্যাঁ। মানে চেষ্টাও করি সবাই ওই সময়টাতে বাসায় যাওয়ার একটা নির্দিষ্ট সময় আ ঠিক রেখে। তো ওই সময়টা যাওয়ার পর আমরা আবার নির্দিষ্ট একটা দিনও ঠিক করি। যে এই নির্দিষ্ট দিনে আমরা সবাই হচ্ছে হলো গিয়ে মিট আপ করবো এবং গেট টু গেদার করবো সবাই আসলে। আ খাওয়া-দাওয়া করবো, ঘোরাঘুরি করবো। এরকম কিছু আসলে একটু আ পরিকল্পনা করার চেষ্টা করি। তো সেইক্ষেত্রে হয়। এরকম অনেকটাই হয় এবং কয়েকবারই হয়েছে এবং ২ মাস আগেও আসলে আমরা সবাই একসাথে মিলে হচ্ছে হলো গিয়ে একটা গেট টু গেদার এর মত করেছিলাম। তো বেশি মানুষ আসতে পারে নাই। দেখা যায় যে সংসার বা হচ্ছে হলো গিয়ে ব্যস্ততার চাপে কিন্তু অনেকে আসলে আ ওরকমভাবে উপস্থিত ও থাকতে পারে না। তো সেক্ষেত্রে দেখা যায় যে ১০ জন মিলে যদি প্লান করি হু, হু।
উহু। উ উম উহু। আচ্ছা। উম আচ্ছা। উম উহু। উহু। বাহ! চমৎকার! মানে এটা কিন্তু বেশ একটা চমৎকার একটা ব্যাপার মানে এই যে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করলে যেটা হয় যে কারণ অনেক দিন যাবৎ তা তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। ফিজ মানে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হয়তোবা নিয়মিত ভাবেই কথা হয়। কিন্তু তারপরও দেখা যায় ফিজিক্যাল কেবে ফিজিক্যাল কাছাকাছি বা দেখা সাক্ষাৎ করার যে এক ধরনের আবেদন, সেটা তো আসলে কোন কিছু দিয়ে ঘোচানো সম্ভব না এবং বন্ধুদের সাথে যখন এরকম হয়, তখন আপনি যেরকম করে বলছিলেন, চমৎকার একটা আসলে অনুভূতির কিন্তু সেটা তৈরি হয়।
জি। হ্যাঁ, সরাসরি কথা বলা বা দেখা করার যে বিষয়টা। হু, হু। হ্যাঁ একদম তাই।
তো সেক্ষেত্রে ধরুন, এই যে দূরে থাকা বন্ধুদের সাথে উম যখন আসলে কথাবার্তা বলেন, এরকম কি কখনো হয় যে ধরুন, উম যে তাদের সাথে আসলে ওই দূরত্বের কারণে কাছাকাছি অ্যা না থাকার কারণে তখন হয়তোবা তাদের সাথে যে তাদের জীবনেরও যে কিছু ঘটনা থাকে। হয়তোবা অনেক বন্ধু অনেক সময় অনেক কঠিন অবস্থা পার হয় বা কোন ধরনের যোগাযোগ থাকে না। বা আপনারা কি যিও আপনার জীবনে কি এরকম কোন ঘটনার সম্মুখীন আপনি কখনো হয়েছেন? যে, হয়না? যে বন্ধু হয়তোবা দূরে ছিল সেই কারণে অনেক কিছু আপনাকে বলেনি বা জানায়নি। ভবিষ্যতে পরবর্তীতে গিয়ে আসলে আপনি বুঝতে পেরেছেন এবং তখন আপনার কিছুটা আফসোস লেগেছে যে আমি যদি আপনি যদি তার ওই বিপদের সময় আসলে পাশে দাঁড়াতে পারতেন।
হুম, হুম। উম জি। উ উম জি। হুম, হুম। উম জি।